হুম, আসলে আমি যখন আমার জব করছিলাম, আমার যে জিনিসটা আমি রিয়ালাইজ করলাম। আমি একটা বেশ ভালো MSA তে জব করছিলাম। আ একদম আ গ্র্যা আ গ্র্যাজুয়েশন করার পরপরই আমার BBA শ শেষ হওয়ার সাথে, সাথে আমি ঢুকে গেলাম ও আ ১-১.৫ মাসের মধ্যেই। তো তখন আমি যেই জিনিসটা রিয়ালাইজ করলাম যে এখানে যে এনভায়রনমেন্ট টা, সেইটাতে গ্রোথ অপরচুনিটি টা অনেক কম, কিন্তু সেই অনুযায়ী কিন্তু প্রেশারটা অনেক বেশি। মানে আমি আমার কোন পার্সোনাল টাইম পাচ্ছিলাম না। আমি হয়তো সকাল ৭ঃ৩০ টায় বাসা থেকে বের হতাম। আর বাসায় আসতে, আসতে আমার ৮ঃ০০-৯ঃ০০ বেজে যেত, প্রতিদিন। তো দেখা যাচ্ছে হুম, হু, হ্যাঁ।
হু। হ্যাঁ। আচ্ছা। হু, হু। বাহ! হ্যাঁ, হ্যাঁ। মানে আপনার ইনপুট যেরকম হয়ে যাচ্ছে, আ ঠিক তেমনভাবে আসলে আপনি দেখতে পাচ্ছেন, যে আসলে কোনোভাবেই আউটপুট হচ্ছে না এবং কোনোভাবে আসলে উন্নয়নের সুযোগটা নেই এভাবে যতটা এফোর্ট আপনি দিচ্ছেন। তো তারপরে কি হলো আপনি কি করলেন?
এ হ্যাঁ। হুম। হ্যাঁ, তার হ্যাঁ। এরপরে হচ্ছে যে আমি আসলে আ আমি ১ম বছরটা আমি বেশ হ্যাপি ছিলাম। কারণ আ কখনো হয়তো ভাবিনি যে বের হওয়ার পরে মানে বাংলাদেশের আ পরিপ্রেক্ষিতে তো আসলে MSA তে ভালো স্যালারি দেয়। যেটা হয়তো গ্র্যাজুয়েট হিসেবে আমার জন্য অনেক বেশি। আ আমি তখন ফার্স্ট ইয়ার এ আসলে অত বেশি প্রেশার থাকলেও আমি আসলে আ স্যালারি ঢুকলে ব্যাংকের মধ্যে খুশি হয়ে যেতাম। একটা সময় দেখলাম যে স্যালারি আমার কাছে ম্যাটার করছে না কারণ আমি টাকা খরচ করতে পারছি না। আ আ কারণ আমি বাইরেই যেতে পারছি না। তারপরে মনে হলো যে আমার যে ডিপার্টমেন্ট টা, সেখানে হচ্ছে আমি যেটা দেখলাম যে গ্রোথ অপরচুনিটি টা অনেক কম। মানে অনেক স্লো তে, স্লো তে হচ্ছে। যেটা ছাড়লে মনে হয় যে আ আসলে ফিউচার এ আমি একই জায়গায় আ ২-৩ বছর সেম জায়গায় আমি থাকতে চাচ্ছি না, স্টাক হয়ে যাব। চেঞ্জ করা তখন আ হয়তো আর যাবে না। তো তখন আমার মনে হল যে, না আমার আসলে কিছু একটা বদলানো উচিত।
জি, জি। হুম। <chuckles> জ্বী। হ্যাঁ। <chuckles> বাহ! হুম। ওকে। স্টাক হয়ে যাবেন আরকি অনেকটা। হুম, রাইট। উ